হ্যাঁ, আর সমাজস্থ মানুষদেরকে নিয়ে বলতে গেলে বলতে হয় কি, আমরা অ্যা আশেপাশে আমাদের যুব সমাজ যারা আছে প্রত্যেকের নির্দিষ্ট এলাকায় যে, যে এলাকায় থাকে, এই এলাকাগুলোতে হোটেলে, হোটেলে বা চা এখানে এগুলা বিক্রি করা হয়, সেখানে যায়ে অ্যা ছোটখাটো বিষয় যে তুমি ঝালমুড়ি বিক্রি করতেছো, তোমার যদি এখানে ঝালমুড়ি বিক্রি করতে হয় তাইলে তুমি অ্যা এই, এই তুমি মুড়ির ইটা ঢেকে রাখতে হবে। তোমার যদি ফুচকা বিক্রি করতে হয়, তোমাকে ফুচকাটা ঢেকে রাখতে হবে। তুমি যদি পুড়ি বিক্রি করতে চাও, তাহলে তোমার তেলটা এত ময়লা হওয়া যাবে না। এই জিনিসগুলা যদি স্থানীয় জনগণ বা মুরুব্বি যারা আছেন, তারা যদি একটু যত্নের সাথে দেখেন বা যুব সমাজ যদি নিজের থেকে একটু এই বিষয়গুলোতে নজর দেয় বা হাত লাগায়, আমার কাছে মনে হয় যে এই, এই মানে অর হ্যাঁ, হ্যাঁ এই অস্বাস্থ্যকর খাবারের এই ব্যাপারগুলা আর থাকবে না এবং ব্যক্তিগত পর্যায়েও একই।
হুম, হুম। হুম। হুম। ঢেকে রাখতে হবে এবং মানসম্মত খাবার দিতে হবে। ঢেখে রাখতে হবে। জি। জি, একদম। আসলেই। এগুলো কমে আসবে। আসলেই, হ্যাঁ। এটা একদম ঠিক বলেছেন। জি, ব্যক্তিগত পর্যায়ে একে আসলে আমাদেরকেই সতর্ক হতে হবে। তো যাই হোক আপনার সাথে এই যে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলে আসলে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আর সতর্ক কিভাবে নিজেকে থাকা যায় সেটাও জানলাম। আশা করেছি ভবিষ্যতে এই ধরণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে।
হ্যাঁ। অবশ আপনাকেও ধন্যবাদ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। অনেক কিছু জানলাম। আমি চেষ্টা করব আমার নিজের জীবনে হয়তোবা এগুলা কাজে লাগাতে। ভালো থাকবেন। আবার কথা হবে।
কাজে লাগানো যায়। জি, তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও কথা হবে। ধন্যবাদ আপনাকে। শুভরাত্রি।
শুভরাত্রি।